বাহ! বেশ চমৎকার বললেন আসলে, আ এই যে এত ইনকাম, চাকরি-বাকরি তো পরিবারের জন্যই। তো সেক্ষেত্রে যদি পরিবারকে সময় না দেন, এটা তো একটু বৈষম্যতার শিকার হয়ে গেল। তো সেক্ষেত্রে এই যে কাজ যখন আসলে আপনি, অফিস টাইমে থাকেন বা কাজের সময় যখন থাকেন, তো সেক্ষেত্রে আসলে ফোন বা মেসেজ গুলো বন্ধ রাখেন। দেখা যায় তো অ্যা দেখা যেতে পারে যে, পরিবার থেকে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে। "কখন আসবা, কখন আসবা? কেন এত লেট হচ্ছে?" তো এই যে বিষয়গুলোর সময় আসলে কাজের সময় ফোন বা মেসেজ বন্ধ রাখেন নাকি?
অবশ্যই, অবশ্যই, অবশ্যই। <chuckles> হ্যাঁ। <chuckles> হ্যাঁ, দেখুন এটা কিন্তু হয়। কারণ পরিবার থেকে এই, এই মানে আউ ফোনগুলো বা SMS গুলো না দিলেও দেখা যাচ্ছে, অন্য কোথাও থেকে হয়তোবা আসতে পারে। বন্ধুবান্ধব বা আ হ্যাঁ, এই এই ব্যাপারগুলো কিন্তু আসলে থাকে। এটা কিন্তু আসলে দেখা যায় যে ঐ যে বলছিলাম যে, মনোযোগটা হারালে কি হয়? কাজটা করতে কিন্তু বেশ দেরি হয়ে যায়। তো এই যে, যে বিষয়গুলো এগুলো কিন্তু বেশ প্রভাব ফেলে ক কাজের উপরে। তো আমি আসলে চেষ্টা করি যে আপনি যেমনটা বললেন, ফোন সাইলেন্ট করা বা বন্ধ রাখা। আমি আসলে সবসময় যখন কাজ করি, তখন ফোনটাকে সাইলেন্ট করে রাখি। কারণ এ এমন কোন অনাকাঙ্ক্ষিত কোন কিছু আসলে যেন আমার আ দৃষ্টিটাকে, সেদিকে ই না করতে পারে, সরিয়ে না নিতে পারে। যেটা আসলে আমার কাজের দিকে ক্ষতি হয়। হ্যাঁ, হ্যাঁ। তবে আরেকটা জিনিস সেটাও খেয়াল রাখতে হয়, সেটা ধরুন যে উম একদমই ফোনটাকে বন্ধ করে রাখা যায় না। কারণ এমনও হতে পারে হয়তোবা খুব গুরুত্বপূর্ণ কোন একটা কিছু হতে পারে। তখন আবার দেখা যাচ্ছে যে, একটা সমস্যার সম্মুখীন হয়ে গেলাম। তো এজন্য ফোনটা খানিকটা সাইলেন্ট করে রাখি। আবার অ্যা যখন আসলে ওই যে কাজের ফাঁকে, ফাঁকে বলছিলাম যে, একটুখানি আ চা খাওয়ার আ হয়তোবা ব্রেক নেই বা ছোট, ছোট আ ব্রেক নেই, তো এই সময়গুলো তে আবার দেখি একটুখানি চেক করে নেই, ক-কোন গুরুত্বপূর্ণ ফোন আসলে, তারপর বাক করি। <snorts>
হ্যাঁ। বন্ধুবান্ধব হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ক উম হ্যাঁ। আসলে অবশ্যই, অবশ্যই। হুম। এটা ঠিক বলেছেন কিন্তু। মানে যখন একটু ব্রেক পান, তখন আসলে দেখা যাচ্ছে একটু চেক করে নেন যে আসলে, গুরুত্বপূর্ণ কিছু থাকতেই পারে। দেখা যাচ্ছে পরিবাররা কিন্তু সবসময় আসলে আ মানে, এমনিতেই ফোন দেয় না। দরকারেও ফোন দিতে পারে। এমার্জেন্সি কিছু হতে পারে। বেশ চমৎকার বলেছেন। তো এই যে আ কাজের সময় যখন আসলে দুশ্চিন্তাটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। আ দেখা যাচ্ছে একপাশে দুশ্চিন্তা আপনার বেড়ে আছে, মাথাটা এমনি ঠিক নাই। তার মধ্যে আবার পি পরিবার যদি কোনভাবে আসলে আপনাকে বিরক্ত করে, তো সেক্ষেত্রে পরিবারকে কিভাবে শান্ত রাখেন আপনি?
হ্যাঁ, হ্যাঁ। দরকার হলে ফোন দিতে পারে। হ্যাঁ।